হ্যাঁ।
যদি এই প্রযুক্তি না থাকতো আমরা কিন্তু তার লেকচারটা শুনতে পারতাম না। দেখেন আপনি দেশে বসেই এত সুন্দর, এত নাম করা একটা ভার্সিটিস স স্যারের আপনি মনে করেন যে একটা ক্লাস দেখতেছেন, বুঝতেছেন, শিখতেছেন। এটা কিন্তু একটা অনেক বড় একটা পাওয়া আমাদের প্রযুক্তির কাছ থেকে।
জ্বী ভাই। হ্যাঁ। অবশ্যই ভাই, অবশ্যই। আমিও আপনার কথার সাথে একদম পরিপূর্ণভাবে একমত ভাই। আসলে এইজন্যই দেখা যায় যে আসলে আমাদের, এই সবসময় উচিত এই প্রযুক্তিটাকে ভালোভাবে ব্যবহার করা। এই প্রযুক্তির অপ অপব্যবহার যাতে আমাদের দিয়ে না হয়। কারণ প্রযুক্তির অপব্যবহার হলেই দেখা যাবে কি, যে আমাদের জীবনে ক্ষতিসাধন হবে ভাই। আমরা তো চাই না যে আসলে মানুষ হিসেবে আমরা একে অপরের ক্ষতি সাধন করি। তাই না? আপনার কি বলার আছে?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আমি আসলে আ আমরাও চাই যে আমরা প্রযুক্তি ব্যবহার কইরা আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের আ আমরা সুস্থ থাকলে আমাদের পরিবার সুস্থ থাকবে। পরিবার সুস্থ থাকলে একটা সমাজ সুস্থ থাকবে। আর সমাজ সুস্থ থাকা মানে একটা দেশ, জাতি সু সুস্থ থাকবে। তো আমরা মনে করি যে প্রযুক্তি ব্যবহার করে আমরা ভালো থাকবো। এবং আ প্রযুক্তির যে খারাপ দিকগুলো এটা থেকে বিরত থাকব, সচেতন থাকব। তাহলে আর কি আমরা আ জাতি হিসেবে আহ দিনের পর দিন উন্নয়ন করব। ডেভেলপ করব।

বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। এখন কিন্তু আপনি প্রতিটা অজপাড়া গাঁয়েও আপনি বিদ্যুৎ পাবেন, পানি পাবেন। এমন কি আপনি Wifi ও পাবেন ভাই, তাই না? সেখানে এসি লাগাচ্ছে সেখানে এসি লাগাচ্ছে ভাই। চিন্তা করেন আগে দেখা যেত যে একটু অজপাড়া গাঁয়ের দিকে গেলে মানে ওখানে তো বিদ্যুৎ নাই, পাখা দিয়ে মানে বাতাস করা লাগতো। পাখার উপর নির্ভর হয়ে থাকা লাগত। গোসল করার জন্য অনেক দূর দূরান্তে পুকুরে নামা লাগত, নদীতে নামা লাগত। এখন কিন্তু সেই অবস্থাগুলা নেই ভাই, হ্যাঁ?
হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে একমত। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলে উম তো আমি আসলে বলতেই পারি যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। যেমন যোগাযোগ, য যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুবই সহজ করে দিয়েছে। যেমন ধরেন আমরা এখন এক মুহূর্তের মধ্য আমরা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে আহ কথা বলতে পারি, ইমেইল করতে পারি, অ ভিডিও কল এ দেখতে পারি, শুনতে পারি। এটা কিন্তু প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। আবার দেখেন যে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা যেকোন তথ্য সহজে খুঁজে পাচ্ছি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। হ্যাঁ।

তারপর আবার আপনি খেয়াল করবেন, যে এই যে পড়ালেখার ক্ষেত্রে আমরা এখন অনলাইনে ক্লাস করতে পারছি। আমরা এখন কোন কিছু লাগলে আমরা ইন্টারনেট ঘেটেই সেটা পেয়ে যাচ্ছি। আবার আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার শুরু হয়েছে ভাই। এআই দিয়েও আমরা অনেক কিছু করে ফেলতে পারছি খুব সহজেই। তাই না? আবার মেডিকেল সাইন্স এর কথা বলেন। মেডিকেল সাইন্স এ দেখা গেলেও দেখা যায় যে আমরা আসলে মানে উন্নত প্রযুক্তির দ্বারা রোগটাকে নির্ণয় করতে পারছি, নির্মূল করতে পারছি। তাই না? আবার দেখা যায় যে আমাদের যে ঔষধ, ঔষুধটাও আমরা উন্নত মানের ঔষধ বানাতে পারছি। উন্নত মানের মেশিন আমরা অ মানে বানিয়ে ফেলতে পারছি। শুধু তাই না আমরা দেখা যায় কি যে ভাই এই আমরা এই যানবাহন ক্ষেত্রেও, তাই না? যানবাহন ক্ষেত্রে আমরা উন্নতমানের প্রযুক্তি মানে আমরা ব্যবহার করতে পারছি এখন। যেই যানবাহনে উঠলে আমরা আমাদের আরাম আয়েশটাকেও আমরা খুব ভালোভাবে পেতে পারছি। আপনি ঠিক বলছেন। ডিমান্ড অনেক ডিমান্ড। জি ভাই, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে আমরা বলতেই পারি যে এ্যা প্রযুক্তি আমাদের দৈনন্দিন কাজে একটা অনেক সহজ করে দিয়েছে এবং অনেক সুন্দর একটা আমাদের জীবনযাপনের আরকি অ্যাঁ পদ্ধতি চালু করে দিয়েছে।
জি ভাই, জি ভাই। তবে ভাই আমি আপনার কাছে একটা প্র প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে, আপনি কি এ্যা কোন প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার না করলেও, না করেও কি একদিন কাটাতে পারবেন এবং সেটা কেন?

হ্যালো।
হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। শুভরাত্রি। কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি এবং শুভ সকাল। কেমন আছেন? আমিও ভালো আছি।
এই তো ভাই, এই তো ভাই, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি ভাই। তো দিন কেমন গেল আপনার? বলেন ভাই।
<clicks tongue> আজকের দিনটা ভালই গেছে। অনেক বৃষ্টি হইছে তো। ঠান্ডা আবহাওয়া ছিল, ঠান্ডা পরিবেশ ছিল। আসলে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পরিবেশে সবারই দিন ভালো যায়।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
কারণ, <chuckles> গরম থাকে না, শীত থাকে না। মোটামুটি নাতিশীত অঙ্ক একটা ইয়ে থাকে আবহাওয়া থাকে। এই আবহাওয়াটা আসলে সবারই পছন্দ। বিশেষ করে আমারও অনেক পছন্দ। কারণ এই আবহাওয়াতে ঘু ঘুমাইতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। <chuckles> সব মিলায় আসলে দিনটা ভালই গেল। সুন্দর একটা সকাল চলে আসছে আবার।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাই, আমিও আপনার কথার সাথে
তো আপনার দিন ভাই কেমন গেল?
আ আমিও আপনার কথার সাথে পরিপূর্ণ একমত ভাই। আমারও দিনটা আসলে খুব ভালো গিয়েছে ভাই। কারণ হচ্ছে যে, কত সুন্দর একটা ওয়েদার! বৃষ্টি ভেজা ওয়েদার, তো আবহাওয়া। তো দেখা যায় যে বাইরে থেকে খুব সুন্দর বাতাস আসছে বারান্দা দিয়ে। তো একটা শ শীতল বাতাস যেটাকে বলে। তো এটা আসলে মন আসলে অনেক ভালো করে দেয় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
তো এই আরকি ভাই। তো একটু ফ্যান ছেড়ে
<chuckles> এ্যা আসলে এ্যা আসলে সুন্দর সকাল। আমাদের মনকে সুন্দর করে। আমাদের মনকে সুন্দর করে দেয়। বিশেষ করে সকালে যদি একটু হাঁটাহাঁটি করা হয়
উঠে আছি। হ্যাঁ। হ্যাঁ।
তাইলে কিন্তু আরো বেশিই ভালো লাগে।
হ্যাঁ, আমি আপনার কথার সাথে একদম পরিপূর্ণ একমত ভাই, আপনিও ঠিক বলেছেন।
হ্যাঁ। এ্যা কিন্তু দেখেন আমাদের কিন্তু সকালে ওঠা হয় না। কেন ওঠা হয় না? আমরা কিন্তু এই প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকি।
হ্যাঁ।